হ্যালো।
হ্যালো, হায় কি খবর আপনার?
এই তো বেশ। কী অবস্থা আপনার? কেমন আছেন?
আছি মোটামুটি। আমি আসলে ভাবতেছিলাম যে কিছু কাজ আছে তো দেশের বাড়িতে একটু যাওয়া দরকার। তো আমি ভ্রমণ নিয়ে চিন্তা করতেছিলাম। এবং ভাবলাম আপনাকে জিজ্ঞেস করি যে আপনার ভ্রমণের সময় কি কোনো মজার অ অভিজ্ঞতা আছে?
আচ্ছা। হু, হু, হু। হু, হু, হু। আচ্ছা। হ্যাঁ, ভ্রমণের সময় আসলে বহুতরকম মজার অভিজ্ঞতা আছে। সব ভ্রমণেই যে মজার অভিজ্ঞতা তৈরি হয়েছে তা না। তবে কিছু কিছু ভ্রমণে আসলে মজার অভিজ্ঞতা তৈরি হয়েছে। আপনার?
আচ্ছা। <chuckles> অ্যা হ্যাঁ, সেইম। হ্যাঁ, সেইম আমার এখনো মনে আছে আমি যখন আম ছোটবেলায় ১ম বার কক্সবাজারে গিয়েছিলাম। আপনি কি গ্রিন লাইন চিনেন?
আচ্ছা, আচ্ছা। হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, চিনি।
হ্যাঁ, হ্যাঁ, গ্রিন লাইন এ করে আমরা গেছিলাম। এটা মনে হয় 2006 হবে। তখন আমার মানে সেই সেই সময়ের যাওয়াটা খুবই মেমোরেবল এবং খুবই মজার একটা অভিজ্ঞতা ছিল তখন। এরপরেও অনেকবার গিয়েছি কিন্তু সেই ১ম বারের মত মেমোরি টা আর কখনো হয়নি।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আসলে এটা ১ম বারের মত মেমোরিটা আসলে কখনোই হয় না। ওইটা স্পেসিফিক আসলে।
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। আসলেই।
<chuckles> হ্যাঁ, ঠিক।
তো আপনার কি কোনো আ মজার কাহিনী আছে যে রিসেন্টলি কিংবা কোন সময়?
আচ্ছা। হ্যাঁ, আসলে আমার বিভিন্ন ঘটনা ঘটেছে বিভিন্ন ভ্রমণে। এর ভেতরে অনেকগুলোই আসলে মজার ছিল। তো আসলে যদি এখন স্পেসিফিক কোনো একটা মনে করি একবার আসলে আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাচ্ছিলাম <smacks lips> তো আ একটা এস মানে খুবই একটা এমন একটা ঘটনা ঘটলো আজ ভাবলে হাসি পায় এবং আমরা কি পরিমাণ নির্বোধের মত কাজ করেছিলাম সেটা মনে পড়ে।
হু, হু। হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ। <chuckles> ওকে কি করছিলেন আপনারা?
অ্যা আচ্ছা, আমরা আর কি মানে কয়েক বন্ধু মিলে যাচ্ছিলাম বেড়াতে। মানে আ পাশেই পাশের জেলাতেই একটা বিশেষ দর্শনীয় স্থান। তো লোকাল বাসে করে যাচ্ছিলাম। লোকাল বাসে যেটা হয় যে লোকাল বাসে কিন্তু অনেক সময় হকাররা আসে এবং বিভিন্ন বিষয় বলে বিক্রি করে। তো তারা একজন হকার এসেছে পারফিউম নিয়ে। তো আমাদের সামনে পারফিউম টা মারলো বেলি ফুলের একটা পারফিউম। খুবই সুন্দর ঘ্রাণ। তো আমাদের তো খুব মনে ধরল যে উই হ্যাভ টু বাই আমাদেরকে কিনতে হবে। তো আমরা তার সঙ্গে কথাবার্তা বলে আমরা পারফিউম কিনলাম। তো সে আমাদেরকে কিছু ইনটেক প্যাকেট দিল। বলল যে এগুলো ইনটেক প্যাকেট। আমার হাতে যেটা এটা তো ভেঙেছি, অনেক ব্যবহার করেছি। আপনারা ইনটেক প্যাকেট নেন। আমরা তো ইনটেক প্যাকেটের পারফিউম সবাই একটা করে কিনে বেশ খুব মজা পেলাম। অ্যা সে তো নেমে চলে গেল। গাড়িও ছেড়ে দিল। কিছুদূর যাওয়ার পর এখন আমাদের ইনটেক প্যাকেট ভেঙে সবাই যখন নিজের গায়ে মারছিলাম কোনো ঘ্রাণ আসছিল না।
আচ্ছা, আচ্ছা। ওকে। হ্যাঁ, আসে হ্যাঁ। রাইট। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ।